আমি একটা বিষয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছি। ব্যাপারটা হচ্ছে কি অনেকটা বলা যায়, সমস্যা না একটা সাধারণ একটা বিষয়। কিন্তু এটা আসলে বুঝে উঠতে না পারার কারণে, একটু বলা যায় যে আমি একটা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছি। এবং বুঝতে পারছি না যে কি করব বা কিভাবে বিষয়টা আসলে উম মানে বলা যায় নিজের মধ্যে থেকে একটু ক্লিয়ার করা যায়। তো সবকিছু মিলিয়ে আমি আসলে চেষ্টা করছি ব্যাপারটা কিছুটা সমাধান করতে, কিন্তু আসলে পারছি না আরকি। তো এটা নিয়ে আসলে কারো সাথে কথা বলেও আমি দেখছি কি কোন লাভ হচ্ছে না। বা কেউ হয়তোবা সঠিকভাবে কোন পরামর্শ দিতে পারছে না যে কি করলে কি হবে, না করলে মানে ভালো হবে কিনা আদৌ। এই ব্যাপারটা নিয়ে আরকি। এখন ভাবলাম যে সেই চিন্তাভাবনা থেকেই ভাবলাম, যে আপনার কাছে আসলে হয়তোবা একটা আ কিছু suggestion পাওয়া যাবে। আমি কিভাবে ব্যাপারটাকে খুব সুন্দরভাবে সামাল দিতে পারব। আদৌ কি কি করা উচিত? কোথা থেকে শুরু করা উচিত? এই বিষয়টা নিয়ে যদি একটু সহযোগিতা করতেন তাহলে হয়তোবা নিজের কাছে একটু ক্লিয়ার করতে পারতাম ব্যাপারটা।
আচ্ছা। আচ্ছা। জি। ওহ! বুঝতে পারছি আপনার ব্যাপারটা যে কোন একটা বিষয় নিয়ে হয়তো আপনি অনেক বেশি চিন্তার ভিতরে রয়েছেন এবং কিভাবে এই চিন্তার জায়গাটা দূর করবেন সেটা বুঝতে পারছেন না। তবে পুরো ব্যাপারটা যদি আপনি একটু খুলে বলতেন।
ব্যাপারটা হলো গিয়ে কি, আ আমি না আসলে মানুষকে খুব কম বুঝতে পারি। মানে দেখা যায় যে কাউকে কিছু একটা দিতে চাচ্ছি, সেটা কিন্তু দিতে চাই মন থেকে। কিন্তু কিভাবে যে আসলে মানে দিব বা কি, কি দিব সেটাই আসলে বুঝে উঠতে পারি না। যেমন ধরুন আমি আপনাকে বলি কাউকে আমি যদি উপহারই দিতে চাই তো সেক্ষেত্রে আমি সঠিক উপহারটা আসলে বাছাই করতে পারি না আরকি। তো এর জন্য আসলে মানে আমার কাছে মনে হয় যে মানে আমি হয়তোবা সেভাবে যোগ্য না বা ব্যা কোন একটা বিষয় য য আমি choose করতে পারছি না বা কোন একটা gift আমি choose করতে পারছি না। এতটা বড় হয়ে গিয়েছি এখনো নিজের মাথার মধ্যে কোন কিছু নেই। ব্যাপারগুলা চলে আসে। তো তার জন্যই আসলে আমি না আপনাকে বেশি বলা যায় এই ব্যাপারটা নিয়ে হালকা-পাতলা একটু চিন্তিত। তো এখন আসলে আমি ভাবছিলাম যে উম মানে আমার যদি একটা ঘটনাই আমি আপনাকে বলি সেক্ষেত্রে হচ্ছে কি যেমন সামনে হচ্ছে আমার একটা friend এর birthday আসছে। এখন আমি আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে এবার এমন একটা উপহার দিব তার জন্য যেটা আসলে সত্যিই তাকে খুশি করবে। কিন্তু যতটাই না ভাবছি ততটাই দেখছি বারবার হয়তোবা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি এবং আমি কেন বিভ্রান্তির মধ্যে পড়ছি সেটা আপনাকে বলি যে যখনই তার জন্য কিছু একটা জিনিস চিন্তা করছি যে আমি এটা কিনব, ওটা কিনব তো আমি সেক্ষেত্রে দোকানে যাচ্ছি আরকি। তো দোকানে গেলে চারদিকে এত এত জিনিস যে আসলে মানে কোনটাই আসলে ঠিক আমার মনে ধরছে না এবং ধরলেও মনে হচ্ছে যে কি দিব না দিব। যেহেতু আসলে আমার friend টা ছেলে তো এখন তার choose এ মানে তার পছন্দের একটা বিষয় তো অবশ্যই আছে। যে বে সে কি চায় মানে চায় আদৌ আমি একটা gift দিলে দামি দিব না কম দামি দিব এই ধরনের একটা ব্যাপারও মাথায় চলে আসছে। তো আমি না সঠিকভাবে উপহারটা বাছাই করতে পারছি না আরকি। তো সেই ব্যাপারটা নিয়ে আসলে যদি একটু আমাকে বলতেন কিভাবে স আমি উপহার বাছাই করতে পারি।
আচ্ছা। জি। হ্যাঁ। দেখুন, এই ক্ষেত্রে আপনি যেহেতু উপহার দেয়া নেওয়া একটু চিন্তিত রয়েছেন এবং চিন্তা করছেন তো সেই ক্ষেত্রে আপনি যাকে উপহার দিতে চান তার কি পছন্দের কোন শখ বা কোন কিছু রয়েছে যেটা আপনি জানেন?
তার পছন্দের অ্যা শখ বলতে কি, না ওরকম তো আসলে কখনো আমার তার সাথে কথাবার্তা হয়নি। তবে সে খুব shirt পছন্দ করে। উম তারপরে হচ্ছে, দেখা যায় তার কিছু কিছু showpiece-ও অনেক পছন্দ এবং তার মনে হয় কিছুটা বলা যায় ছবি আঁকা-আঁকি যদি করে কিছু দিতে পারি সেটাও হয়তোবা পছন্দ হতে পারে। কিন্তু ব্যাপারটা হলো কি আমি মানে এখন পর্যন্ত sure না। কারণ মানুষজন তো আসলে দেখা যায় যে খুব অ্যা মানে চিন্তিত মানে খুব দেখা যায় তাদের emotion গুলা তো আসলে পরিবর্তিত হতে থাকে, feelings গুলাও পরিবর্তিত হতে থাকে। এখন ছোটবেলায় সেটা জানতাম যে, আমার এই friend টার এই, এই একটা অনুভূতি ছিল। কারণ ছোটবেলায় কি করতাম আমি আপনাকে ব্যাপারটা একটু খুলেই বলি। যে তাকে হয়তোবা মানে আমার নিজের হাতে লিখে সেভাবে চিঠিগুলো দিতাম বা দেখা যায় যে আমি, আমি কিন্তু খুব ভালো drawing করতে পারতাম। তো মানে করতে পারতাম বলতে কি করতে পারি এখনো বটে। তবে তখন আসলে না বিভিন্ন ধরনের বলা যায় stone বসিয়ে কিংবা আপনার আ বিভিন্ন আসলে sketching করে, রং-তুলি ব্যবহার করে মানে সুন্দর, সুন্দর art করতে পারতাম এবং সেই সুন্দরভাবে চিঠিগুলো লিখে তার জন্য হয়তোবা একটা card বানাতাম birthdayর জন্য, এমনটাই ছিল সবসময়। এরপরে দেখা যায় তার জন্য মোটামুটি showpiece এর কিছু মানে gift ওভাবে রাখতাম এবং দেখতাম সে তখন খুব ভালোই খুশিই হতো। কিন্তু আসলে এখন দিনে, দিনে দেখছি তার রুচির কিছুটা হয়তোবা পরিবর্তন ঘটেছে। স্বাভাবিক সে বড় হয়েছে, আমিও বড় হয়েছি, এখন তো আর বাচ্চাদের মত সেভাবে আসলে দিলে হয় না। এখন একটা বিষয় চলে আসে যে না class এর একটা বিষয় যে এটা classy লাগছে কিনা! তো আ আমি আ বাকিজনদেরকে যখনই আমি দেখি যে কাউকে যখন gift করছে অ্যা ব্যা দেখা যায় একটা দামি shirt দিচ্ছে। একটা যে জায়গায় একটা shirt এর দাম বেশি থেকে বেশি হলে ৳৭-৮০০ দিয়ে normally পাওয়া যায় non branded shirt সে জায়গায় হয়তোবা কেউ, কেউ shirt দিচ্ছে ৳৩-৪,০০০ দিয়ে। সে এসে আমাকে বলছে জানিস আমি আমার friend কে এই, এই gift দিয়েছি, দামি জিনিসটা দিয়েছি। তখন আমার কাছে প্রশ্ন জাগে যে আমার friend টারও যদি রুচি বদলে যায় এখন সেও যদি দেখা যায় দামি জিনিসই expect করে তখন আমি যদি একটা কম দামি জিনিস দিয়ে দেই বা নিজের হাতের বানানো জিনিসই দিয়ে দেই তখন তো সেক্ষেত্রে আরেক একটা ভেজাল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আসলে আমি বুঝতে পারছি না যে আমি সঠিক উপহারটা কিভাবে বাছাই করব? আমি কি মান দিয়ে যাচাই করব নাকি দাম দিয়ে বাছাই অ্যা যাচাই করব? সেটা আসলে বুঝে উঠতে পারছি না।
জি। জি। আচ্ছা, আচ্ছা। দেখুন, gift এর ব্যাপারটা কি এটা দামেরও না, মানেরও না। এখানে আ যে বিষয়টা হচ্ছে কি, যে আসলে gift আপনাকে এরকম কিছু দিতে হবে, যেটা আসলে তার ভেতরে একটা ভালো লাগার জায়গা সব সময় রাখবে। তো এটা কিরকম হতে পারে? যেটা তার সাথে ব্যক্তিগত সংযোগ স তৈরি করবে স শুধু এরকম কোনো কিছু, এরকম কোনো কিছু দেখেন। তার পছন্দের যদি কোনো কিছু থাকে, তার শখের কিছু যেটা তার ভাল্লাগে। তো আপনি চাইলে তাকে সেই ধরনের কোনো gift দিতে পারেন। তো এটা করলে যেটা হবে যে, তার কিন্তু ওই জিনিসটা ভালো লাগবে, যে হুট করে তার শখের কিছু কেউ তাকে দিয়ে দিল। তো সেটা ভালো লাগবে। এছাড়া আসলে আপনি কিন্তু আ তার কোনো মানে আগ্রহ সম্পর্কে যদি আগে থেকে জানা থাকেন, যে তার ওই জিনিসটা ভালো লাগে বা সে ওই জিনিসটা পছন্দ করে। ওই জিনিসটাও আপনি তাকে gift হিসেবে দিতে পারেন। আরেকটা জিনিস আপনি যেটা করতে পারেন। যে আপনি gift তো দিচ্ছেন, আ ধরেন আপনি যেকোনো একটা জিনিস, একটা shirt ই gift দিচ্ছেন। চেষ্টা করবেন সেটাকে যেভাবে দিচ্ছেন সেটা যেন সুন্দর হয়। যেরকম আপনি খুব সুন্দরভাবে আ একটা <clears throat> মানে wrapping করলেন। Wrapping করার পর সেখানে ছোট্ট একটা ও well wisher এর মতো একটা note দিলেন, ভালো একটা note। এছাড়াও আপনি হয়তো আ তার সাথে কাটানো কোনো মুহূর্ত, সেটার একটা ছবি তুলে রাখলেন। সেই ছবিটার সাথে কোনো একটা, নোট add করে দিলেন বা সেই সময়টার একটা স্মৃতির কথা লিখে দিলেন। এটা করলে যেটা হবে যে, তার যে কই মুহূর্তের স্মৃতিটা ছিল যেটা তার জীবনে অবশ্যই সুন্দর একটা স্মৃতি, তো আ সেই স্মৃতিটার কথা তার মনে পড়ে যাবে। তখন কিন্তু তার কাছে আপনার gift এর চেয়ে সেই স্মৃতিটার দাম অনেক বেশি হয়ে যাবে। তো আসলে gift এর ক্ষেত্রে আ budget এর ব্যাপারটা আসলে বা মানের ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এটা সবথেকে বেশি ভালো হয় যখন আপনি এরকম কোনো gift দিতে পারবেন, যেটা আসলে তার সাথে mentally connect হয়। এছাড়াও যদি আসলে আপনি এরকম কোনো কিছু নাই পান। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্যবহারযোগ্য কোনো কিছু দেওয়া। যেটা আসলে সে তার দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে। এখন সে যদি bike চালায়, আপনি তাকে একটা helmet দিতে পারেন। কারণ আ সেটা তার safety হিসেবে কাজ করবে এবং তার ভেতরেও একটা ভালো লাগা কাজ করবে, যে না এই মানুষটা আমাকে এটা দিয়েছিল। তো আসলে একটু মানে অন্যভাবে চিন্তা করে, আপনি shirt এর কথা বলছেন। এখন shirt তো regular, আপনি যে কেউ বলতে গেলে যে সবাই দেয়। হয়তো দামের পার্থক্য থাকে কিন্তু সবাই দেয়। তো আপনি নিজের জায়গা থেকে একটু অন্যভাবে চিন্তা করবেন যে সে তার দৈনন্দিন জীবনে কী করে, ওই জায়গাগুলিতে আমি তাকে কী উপহার দিতে পারি। তো আপনি কিন্তু ব্যাপারটা আসলে এইভাবে আ চেষ্টা করে দেখতে পারেন। তবে আরেকটা ব্যাপার, আপনার কি budget নিয়ে কোনো সমস্যা আছে বা আপনার budget টা আসলে কিরকম?
হু, হু। হুম, হু। আমার বাজেটটা হচ্ছে ৳২ থেকে ৳৩০০০ কারণ স্বাভাবিকভাবে অত টাকা-পয়সা এখন নেই। মাস শেষে একটু সমস্যার মধ্যেই তো আছি। তো না ভাবলাম যে এতটুকুর মধ্যে একটা মানসম্মত উম গিফট দেয়ার কথাই তো ভাবছিলাম। তো কিন্তু আপনি যেটা বললেন, যে না, মানে বা দামেই সেভাবে না যাচাই করে মানুষের মনের ব্যাপারটা যাচাই করতে বা তাকে বোঝার ক্ষেত্রে যে সে আসলে কি চায় বা কি জিনিসটা পছন্দ করতে পারে এই ব্যাপারটা। এটা আসলে সত্যি কথা এভাবে আমার মানে কখনো আসলে বোঝা হয়নি। সব সময় চেয়েছিলাম আশেপাশের মানুষজন বা ট্রেন্ডি বিষয়গুলা ফলোআপে রাখা যে বা হয়তো দামি গিফট দিলেই ভালো লাগবে। এখনকার মানুষ ক্লাসি জিনিস পছন্দ করে। কিন্তু আপনি কিন্তু খুব সুন্দর ওয়েতে চমৎকারভাবে কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছেন যে না, তার নিরাপত্তার দিকটা ভেবে হয়তোবা সে যদি বাইক চালায় যদিও বা দেখা যায় সে মাঝে, মাঝে বাইক চালায় অবশ্য কিন্তু সেটা তার নিজস্ব বাইক না। তো সেক্ষেত্রেও যদি আমি একটা হেলমেট গিফট করতে পারি তাও হয়তোবা দেখা যায় যে উম দে এটা ভালো একটা আপনি আইডিয়া দিয়েছেন। এটাও দেয়া যেতে পারে। এছাড়াও যে যা বললেন, যে বা আমি যেই গিফটই দিই না কেন র‍্যাপিংটা যেন একটু সুন্দর হয়, আকর্ষণীয় হয় তাতে করে হয়তোবা সে খুশি হতে পারে। তার একটু ভালো লাগা কাজ হতে ভালো লাগা কাজ করতে পারে তার মধ্যে। এটাও আসলে মানে খুব দারুন লাগলো। আমি না ব্যাপারগুলাকে এভাবে কখনো ভেবে দেখিনি সত্যি কথা। তবে আসলে মানে আরেকটা বিষয় সেটা, আ যেটা আসলে এখন আমার কাছে চিন মানে চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। এই যে আমি বাজেটের কথাটা বললাম ৳২ থেকে ৳৩০০০ র কথাই যে আমি বললাম। তো সেই ক্ষেত্রে কি আসলে আমি একটা উপহার দিয়েই তাকে আসলে মানে আপনার কাছে মনে হয় যে খুশি করতে পারবো? নাকি দেখা যায় ২ ৩ টা গিফট দিতে হবে? কারণ বাজেটেরও তো একটা বিষয় আছে স্বাভাবিক। এখন সেটা যদি একটু বলতেন।
জী। জী। জি। এক্ষেত্রে দেখুন, আহ যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে আপনি কী দিতে চাচ্ছেন। আর ২-৩ টা গিফট তো আসলে আ সেটা আসলে কোনোভাবেই <clears throat> আমার মনে হয় না যে খুব বেশি ইফেক্ট ফেলবে। হোক সেটা আপনি ১ টা দেন বা আপনি ৫ টা গিফট দেন, আপনি যেটা দিবেন সেটাকে সুন্দর কিভাবে গড়ে তুলবেন আপনি এই বিষয়টা ভাবেন। এখন যদি এরকম হয় যে আপনি ১ টা গিফট দিতে চাচ্ছেন বা আপনি ৫ টা গিফট দিলেন তার ভিতরে একটাও তার ভালো লাগলো না তাহলে তো সবই ওয়েস্ট। কিন্তু আপনি একটা গিফট দিলেন যেটা আ সে তার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবে বা সেটাকে ঘিরে তার কোনো স্মৃতিও রয়েছে বা সেটা তার শখের কোনো বিষয়। তখন কিন্তু দেখবেন যে তার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। এবং সে ওই বিষয়টাকে নিয়েই আসলে অনেক বেশি খুশি থাকতে পারবে। আর আপনি যদি এইভাবে একদমই না পারেন তাহলে এখন বিভিন্ন অনলাইন পেজ রয়েছে যেখানে আপনি গিফট হিসেবে মানে বলে অনেক কিছু দেখবেন যে তারা দেখাচ্ছে। সেই জায়গা থেকেও আসলে কোনো কিছু একটা দিতে পারেন। তো আসলে আপনি কিন্তু চাইলে আ যেই অ্যা ব্যাপারগুলো আপনাকে বললাম এগুলো চেষ্টা করে দেখতে পারেন। আশা করা যায় অনেকটাই কাজে আসতে পারে।
হু, হুম। উম না আসলে আমি অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম আপনার কথাগুলি শুনে। অ্যা বাট এখন আসলে আমি ব বলা যায় যে নিজেকে নিয়ে, মানে যে একটা টেনশনে ছিলাম যে কি দিব না দিব। আমার কাছে মনে হচ্ছে ঠিকই তো আপনি ঠিকই বলেছেন যে ১ টা দেই বা দুটো দেই, মানে গিফটটা আসলে মনের মত হতে হবে যেন করে সেটা দেখলেই তার মধ্যে একটা আলাদা একটা হ্যাপিনেস চলে আসে। না আমি আসলে সত্যি কথা বলতে আগে জানার চেষ্টা করব যে সে কি, কি পছন্দ করে? তাকে বোঝার চেষ্টা করব। তারপরে মানে দেখা যায় এ্যা ১ টা ২ টা দিন ভেবে তারপর হয়তো ডিসিশন নিব যে কোনটা তার জন্য উপযুক্ত হবে। তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ আপনাকে।
জি। কোনো সমস্যা নেই। আমি আশা করছি আপনি <clears throat> এই জায়গাটা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, এবং সুন্দর গিফটও বাছাই করতে পারবেন। এর জন্য অনেক বেশি শুভকামনা রইল আস করি ভালো থাকবেন। ধন্যবাদ।